তো সেই সম্পর্কটা ছিল উম বেশ অনেক আ কয়েক বছর আগে। তো একটা সম্পর্ক ছিল তাই বলে যে সে জীবনে আগে আ যাবে না কিংবা জীবনে stuck হয়ে থাকবে সেটা তো ঠিক না। তো তারপরে ওর একটা ছেলের সাথে প্রায় ৩ মাস আ কথা হয়। উম সম্পর্ক ভালোই চলছিল এবং আ বলা যেতে পারে যে একজন একজনকে ছাড়া বাঁচবো না মরবো না এই ধরনের সম্পর্ক।
হু, হু। জি। হু, হু, হু। জি। হু, হু। একদম, একদম। জি। জি। হু, হু, হু। <chuckles> আচ্ছা।
পরে ওরা যেদিন দেখা করল, সেদিন প্রথম আসলে আমার বান্ধবীকে জিজ্ঞেস করা হল যে, আ মানে তার কোন প্রাক্তন ছিল কিনা। তো সে যখন সব বিস্তারিত খুলে বলল এবং ওর একটা বিশ্বাস ছিল যে এই মানুষটার সাথে ৩ মাস ধরে কথা বলি। নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিবে না। এবং ওর মন মানসিকতা এরকম না। এবং কথায়, কথায় তো বোঝাই যায় যে আ কার মন মানসিকতা কেমন। তো তারপর সেই ছেলেটা ওর সাথে ওর সাথে দেখা করে গিয়ে ওকে বলল, খুব আশ্বাস দিলো যে এগুলো কোনো ব্যাপার না, এরকম হয়ই। তারপর বাসায় গিয়ে ওকে ব্লক করে দিল।
জি। হু, হু। আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা। আচ্ছা। ও। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু, হু। হু, হু। আচ্ছা।